হ্যাঁ দেখুন আসলে অ্যা technology র যে ব্যাপারটা যখন আসলে আ ছোট ছিলাম, তখন কিন্তু স্মার্টফোন ব্যবহার করা তখন থেকে আসলে শুরু করা হয়েছে। এবং দেখা গিয়েছে যে যখন আসলে শুরু করেছি, তখন কিন্তু আসলে আ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু আসলে প্রথমে আসলে দেখার চেষ্টা করছিলাম। এবং আ mail এর ব্যাপারটা কিন্তু একেবারে আসলে অজানা ছিল। তো পরবর্তীতে আ YouTube এর মাধ্যমে কিন্তু আসলে বিভিন্নভাবে একদমই আসলে দেখা হলো। একদমই. তো দেখা হলো, শেখা হল। এরপরে কিন্তু আসলে mail system টা কিভাবে কাজ করে, এটাও কিন্তু শি শিখেছি। তার পাশাপাশি কিন্তু আসলে technology কে ব্যবহার করে কিন্তু আসলে শিক্ষা খাত থেকে শুরু করে আরো বিভিন্ন কাজ থেকে শুরু করে বিভিন্ন জীবনের যে আসলে ব্যাপারগুলো রয়েছে, দৈনন্দিন জীবনের, সর্বক্ষেত্রেই কিন্তু আসলে শিখছি। <chuckles> একদম একদম।
হুম। হুম, হুম। হুম। পরবর্তীতে, হ্যাঁ, এভাবেই তো শেখা হয়। হ্যাঁ। হুম, হুম। সবকিছুতেই technology র যে একটা সাহায্য নিচ্ছেন আপনি। আপনি বলছিলেন যে YouTube দেখে আপনি mail কিভাবে করতে হয় সে ব্যাপারে একটা ধারণা নিয়েছেন। তো আপনার কি মনে হয় এখনকার সময়ে যে YouTube বা যে AI টুলস গুলো আছে, ধরুন আ থাকে না বিভিন্ন এইযে AI টুলস গুলো, সেগুলো দিয়ে আ সেগুলো কি আ গুরু বা শিক্ষকদের ভূমিকাটা বদলে দিয়েছে? আপনার কি সেটা মনে হয়?
একদম। <chuckles> একদম একদম। হ্যাঁ একদমই। দেখুন না? আসলে বা আমাদের সময় কি হতো যে আসলে আমরা যখন স্কুলে যেতাম, তখন কিন্তু শেখার যে ব্যাপারটা সেটা কিন্তু আ পুরোপুরি manually ছিল, বা শিক্ষক, একদমই আসলে যখন শিক্ষক আমাদেরকে শেখাত, সেটা কিন্তু বাসায় এসে মনে করাও বেশ আ কঠিন হয়ে যেত। বা practice করার যে ব্যাপারগুলো, অনেক সময় প্রাইভেট পড়তে হত।
হুম। হুম। Teacher দের ওপরে ছিল। হুম। কঠিন ছিল। হ্যাঁ একদম। কারণ একটা ডকুমেন্টস টাইপ এর কিন্তু কিছু তো থাকতো না তখন। হুম, হুম।
একদম একদম। একদমই। এখন দেখা যায় যে আমরা technology কে ব্যবহার করে আমরা YouTube এর মাধ্যমে বিভিন্ন ধরনের যে আ কোর্স থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, article থেকে শুরু করে, সমস্ত কিছুই কিন্তু আসলে আমরা আসলে YouTube এর মাধ্যমে কিন্তু শেখার যে দরজাটা, একদম একদম। অ্যা সেটা কিন্তু অ্যা বিশাল আকারে খুলে গিয়েছে যেটা আমরা বিভিন্ন অ্যা যে জ্ঞান অর্জনের যে জায়গাটা, সেটা কিন্তু বেশ আ দারুণভাবে চর্চার একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে YouTube আমার কাছে মনে হয়।
হুম, হুম। হুম। কি নেই? <chuckles> সবকিছু হাতের নাগালে। হ্যাঁ। হুম। <breath> অনেকটুকু খুলে গেছে। একদমই তাই। তো এই যে YouTube অ্যা YouTube এর কথা যখন বলছেনই, YouTube এর আ দেখা যায় যে একটা আ ভিডিও চাইলে কিন্তু আপনি অনেকবার দেখতে পারেন। যেকোনো জিনিস যদি অ্যা হয়তো বা আপনি কোনো একটা আ এমনও হয় না যে কখনো কোনো একটা জিনিস আ মানে tools আ জো জোড়া লাগাতে চাইছেন বা কোনো একটা আ machineries কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানতে চাইছেন, তো ঐ এমন করে এ এই ব্যাপারগুলা কি কখনো YouTube দেখে শেখা হয়েছে?
একদম ঠিক বলেছেন। একদম, একদম।